আর্থিক কষ্টে মানসিকভাবে টিকে থাকতে কী করেন?
আসলে যখন আর্থিক কষ্টর মধ্যে থাকি বা হচ্ছে হলো গিয়ে হঠাৎ করে এরকম একটা সমস্যা চলে আসে। তখন দেখা যায় কি নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করি। তারপর হচ্ছে হলো গিয়ে আশেপাশের পরিবেশটা বোঝার চেষ্টা করি আসলে কার কেমন অবস্থা চলছে। মানে কার কেমন ব্যবহার আমার প্রতি আসলে আসছে। তো সেইগুলো আসলে দেখে নিজেকে আসলে থাকে না? যে সবার থেকে একটু আলাদা করে ফেলা। নিজেকে একটু সময় দেওয়া এবং পরিবেশটার সাথে আসলে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা। তো এগুলো করে দেখা যায় যে মানে একটু নিজেকে আসলে রিল্যাক্স করার চেষ্টা করি মূলত। তারপরে দেখা যায় যে একটু নরমাল হয়ে সবার সাথে আরকি কথা-বার্তা বলি।
হুম। হুম। হুম। আচ্ছা। হু। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। এটা কি এ এ উম মানে এরকম হয় যে হুটহাট আ ধরেন একটা অর্থনৈতিক কষ্ট আসলো, তখন এরকম হয়? নাকি জিনিসটা আসলে ধারাবাহিকভাবে হয়? যে আসলে হয়তো ২ মাস বা ৩ মাস সময় একটু খারাপ যাচ্ছে, তখন হয়তো হাতে হাতে টাকা পয়সা নাই। তখন হয়তো দীর্ঘ সময় ধরে হচ্ছে মনটা খারাপ বা একটু ধরেন isolated হয়ে থাকার যে চেষ্টা। আ আর কোন ক্ষেত্রে সাধারণত এরকমটা হয়?
হু, হু। হু, হু। হুম। হ্যাঁ, দীর্ঘ সময়ে আসলে দীর্ঘ সময়ও হয়েছে। এবং দেখা যায় যে মাঝে, মাঝে হঠাৎ করে আর্থিক মানে সমস্যা হয়ে পড়ে। দেখা আ মানে যেটান মানে দীর্ঘ স সমস্যার কথাটা বলি প্রথমে। মানে লাস্ট আ ৪-৫ বছর আগের কথা বলি। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি টানা ২ বছর একদম থাকে না যে হাতে টাকা-পয়সা একদম একটু সমস্যা হচ্ছিল। তো ঐটা আসলে ২ বছরটা বেশ দীর্ঘ সময় আসলে পার করতে হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমি আসলে মাসের টাকা মাসে পাচ্ছিলাম না বা হচ্ছে হলো গিয়ে সময়ের টাকা আসলে সময় পরিশোধ করতে পারছিলাম না। বা থাকে না যে কিছু, কিছু প্রয়োজনীয় যেসব মানে খাতে তখন আসলে টাক অ মানে ওই অর্থটা আসলে ব্যয় করতে পারছিলাম না সময় মত। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে উ মানে তখন আসলে বেশ কষ্ট হচ্ছিল। কারণ পরিবারকেও সামাল দিতে হয় বা প থাকে না যে টুকিটাকি জিনিস, আসলে অত বেশি প্রেশার ও ছিল না। কিন্তু নিজের কাছেও কিন্তু একটা প্রেশার লাগে যে আসলে আমি দিতে পারছি না হুম? হ্যাঁ মানে থাকে না যে পরিবার থেকে আসলে অত প্রেশার দিচ্ছে না বা বলছে না। কিন্তু আমি তো সমস্যার মধ্যে আছি। এবং আমি দিতে পারছি না বলে আমার আসলে মানসিক সমস্যাটা বেশ উম মানে জোরালোভাবে হচ্ছিল। মানে নিজের মধ্যেই নিজে আসলে যুদ্ধ করছিলাম যে, "ইশ! কেন দিতে পারছি না।" হুম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে
হু। হু। হু। হু। হু। আচ্ছা। হু। আ একটু অস্বস্তি লাগতো। এ বা একটু অসুস্থ লাগত বা দেখা যাচ্ছে যে হু। রাইট, রাইট। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। মানে ভেতর থেকে এক ধরনের একটা কষ্ট আসে আরকি। অনেক সময় দেখা যাচ্ছে যে কিভাবে জিনিসটা থেকে উত্তরণ পাওয়া যাবে? বা শান্তি লাগে না আরকি overall সবকিছু মিলায়ে যেটা হা তো সেক্ষেত্রে আসলে হ্যাঁ, হ্যাঁ তো
অ্যা হ্যাঁ, হ্যাঁ। এ একদম। হুম। তখন আসলে নিজের কাছে নিজেরই ছোট মনে হয়। যে দিতে পারছিলাম না।
হুম। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আ বললেন যে একটু সময় নেওয়ার চেষ্টা করেন বা একটু স্থির হওয়ার চেষ্টা করেন। ওইটা আসলে কিভাবে করে থাকেন? কখনো, কখনো দেখা যায় যে কেউ ঘুমাইলে হচ্ছে ধরেন একটা stability আসে ব্রেইনের। বা অনেক সময় দেখা যায় যে প্রিয় কারো সাথে কথা বললে, একটু আড্ডা দিলে হয়তো একটু ফ্রি লাগে বা ভাল লাগে। অ্যা সেক্ষেত্রে আপনি কোন ধরনের টেকনিক অবলম্বন করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ। আসলে হ্যাঁ। হু, হু। আসলে তখন দেখা যায় কি? মানে রুটিনের মধ্যে একটু বদল আনি। ধরেন যে যেহেতু আসলে আমার মানে অর্থটা আসলে মানে সঠিক খাতে সঠিক সময় আসলে দিতে বেশ দেরি হচ্ছে বা সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি? যে আশেপাশে যারা আরকি আমার সাথে বেশ ক্লোজ, হুম? <swallows> বা যাদের সাথে আমি অনেক বেশি আ থাকে না যে একটু চ মেলামেশা বেশি করছি। তো তাদের সাথে দেখা যায় কি? কিছু, কিছু বিষয় শেয়ার করি। যেমন ধরেন যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বিষয়গুলো শেয়ার করছি। তো ও আমাকে বিভিন্ন টিপস দেয় যে, "এইভাবে চললে হচ্ছে হলো গিয়ে তুমি থাক উম মানে মনটা একটু ভালো হবে, হালকা হবে।" বা কখনো মনে হচ্ছে যে বোন মানে আমার বন্ধুর সাথে আসলে ঘুরতে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ? দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টার জন্য ওর সাথে ঘুরতে যাচ্ছি বা কোথাও হচ্ছে হলো গিয়ে প প্রকৃতির সাথে আসলে সময় কাটাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি নিজেকে একটুখানি শান্ত রাখা যায় বা মনটা একটু ভালো থাকে। অশান্তি যেটা আছে, মনের মধ্যে যেই অশান্তিটা কাজ করে সেটাও একটুখানি হ্যাঁ আ একটু, একটু কমে।
হুম, হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। সেটা ধীরে, ধীরে একটু কেটে যায়। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা টেকনিক আপনি বললেন যে, আসলে বন্ধুদের সাথে একটু সময় কাটালে মনটা আসলে ভালো হয়ে যায়। বিশেষ করে বেস্ট ফ্রেন্ডের সাথে যদি বিষয়গুলা শেয়ার করা যায়, সেইক্ষেত্রেও মনটা অনেক সময় হালকা লাগে। তখন কি আসলে পরিপূর্ণ স্বাভাবিক অবস্থায় আসা যায়? নাকি মাথার ভেতরে ঐ চিন্তাটা আসলে খেলতেই থাকে যে আসলে আ কখন একটু স্টেবিলিটি আসবে? বা কিভাবে হচ্ছে যারা আমার কাছে পায়? বা আমার যে টাকাগুলো আসলে পরিশোধ করা উচিত? কিভাবে করতে পারবো? এরকম একটা চিন্তা কি হ্যাঁ, হ্যাঁ।
হুম। একদম একদম। আসলে হুম, হুম। হ্যাঁ। আর্থিক অবস্থার যেই বিষয়টা হ্যাঁ, হ্যাঁ আর্থিক অবস্থার বিষয়টা হয় কি? মানে যেহেতু এইটা দীর্ঘদিনের একটা বিষয় ছিলো ঐ মুহূর্তে আমার জন্য। তো এটা মানে ধরেন এইযে আমি বললাম যে, "আমি আসলে ঘুরতে যাচ্ছি, বন্ধুর সাথে সময় কাটাচ্ছি বা হচ্ছে হলো গিয়ে প্রকৃতির সাথে সময় কাটিয়ে নিজেকে শান্ত ক" এটা আসলে ক্ষণিকের জন্য। থাকে না? যে নিজেকে একটুখানি এইসব বিষয় থেকে একটু আলাদা রাখি। কখনো, কখনো হাঁপিয়ে হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি এইসব বিষয়ের উপর। তখন দেখা যায় যে নিজেকে একটু এইসব বিষয় থেকে দূরত্বে আনার জন্য বা দূরত্ব বজায় রাখার জন্য মানে কিছুটা সময় ২ থেকে ১ উম মানে ৩ ঘন্টার জন্য হুম। সাময়িক একটা নিজেকে একটা বিরতি দিচ্ছি। কিন্তু প্রত মানে থাকে না? যে প্রতিনিয়ত যেইটা আসলে সা মানে বিরতি দেওয়া সেটা তো আর হয় না। মানে টেনশন কিন্তু এমনিতেই চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন অ বাসায় আসছি তখন <scoffs> কিন্তু অটোমেটিক আবার টেনশনটা মানে যখন বাসায় আরকি পা দিচ্ছি, হ্যাঁ? তখন দেখা যায় যে মানে টেনশনও আমার সাথে সাথে ঘরের মধ্যে পা দিচ্ছে এবং আমার মাথার মধ্যে আবার ভর করছে এরকম একটা বিষয়। তো হয় এরকম। আসলে মানে এইসব চিন্তা-ভাবনা বা হচ্ছে হলো গিয়ে যে মানসিক অশান্তিগুলা আসলে কখনোই দূর করা যায় না, যতক্ষণ পর্যন্ত সমস্যাটা সমাধান না হচ্ছে।
হুম। হুম। একটু রিলিফ দেওয়ার জন্য হ্যাঁ। হুম। হুম। স একটা সাময়িক মুক্তির জন্য বা সাময়িক শান্তির জন্য সেটা করা হয়। হুম। হুম। রাইট, রাইট। হুম। হুম। বুঝতে পারলাম। একবারে যতক্ষণ পর্যন্ত সেই সমস্যাটার সমাধান না হচ্ছে এটা খুব আ ঠিকই বলেছেন যে আসলে এরকম হইলে এরকম সমস্যা হলে যতক্ষণ পর্যন্ত না একেবারে সমূলে জিনিসটা শেষ হয়, ততক্ষণ পর্যন্ত আসলে সেইটা মাথার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কি আপনি আপনার প্রফেশন বা কাজের জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করেছেন? বা নতুন করে কোনো কিছু করার চেষ্টা করেছেন? যে দেখা যায় যে অর্থনৈতিক সমস্যাটা থাকলে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আ কখনো, কখনো একটু নতুনভাবে ম্যানেজমেন্টটা করতে হয় বা কখনো, কখনো নোপ নিজের পজিশনটা হা হয়তো চেঞ্জ করতে হয়। তো সেইক্ষেত্রে হচ্ছে ঐ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে আপনি কিরকম সিদ্ধান্ত তখন নিচ্ছিলেন? বা কি প্লান করছিলেন তখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য?
হুম। একদম, একদম। হুম, হুম। হুম। আচ্ছা ঐ মুহূর্তে আসলে আমি একটা লোন নিয়েছিলাম বিধায় আমি এ আর্থিক কষ্টটার মধ্যে পড়েছিলাম। কারণ আমার কি মানে থাকে না যে মানে উপার্জিত অর্থের মানে অধিকাংশ আয়টা আসলে ঐ লোনের ক্ষেত্রে চলে যাচ্ছিলো। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যেতো যে মানে আমার যেই basic যেই need গুলো সেগুলোও একটু fulfill করতে প্রবলেম হচ্ছিলো। খরচের যে বিষয়টা বাসায় হ হয়তো আমার খরচটা দেওয়া বেশি জ জরুরি ছিলো না। বা বাবা অত মানে থাকে না যে আসলে দরকারই ছিলো না। আমি নিজের থেকেই দিচ্ছিলাম। তো নিজের কাছেই খারাপ লাগতেছিলো যে এতদিন এতো বছর দিয়ে আসছি। এ এখন হঠাৎ করে বন্ধ করে দিলাম বা দিতে পারছি না মাঝে, মাঝে। এটা বেশ লজ্জাজনক ছিলো আমার জন্য। তো দেখা গেলো কি নিজের যে basic need গুলো, সেগুলো একটু কমিয়ে দিলাম বা নিজের থাকে না যে বিলাসিতা বা হচ্ছে হলো গিয়ে টুকিটাকি যেগুলো প্রয়োজনীয় ছিলো। মানে একদম না হলেই না ওরকম খরচ করা বাদে দেখা যেতো যে সম্পূর্ণ টাকাটা আসলে বাসায় দেওয়ার চেষ্টা করতাম। নিজের হাত খরচের কিছু টাকা রেখে দিতাম। তো মানে এইভাবে manage করার চেষ্টা করতাম। আর হচ্ছে হলো গিয়ে মানে যেহেতু ঐ চাকরি বদলানো
আচ্ছা। হুম। হুম। হুম। রাইট। হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। তো আপনি কি তখন দা জিনিসটা একটা টোটাল একটা প্ল্যান করেছিলেন যে আসলে কতদিনের মধ্যে এটা শেষ হইতে পারে। আর যেহেতু আপনি একটা লোন নিয়েছিলেন এবং হচ্ছে আপনার বা আপনার বেতন থেকে বা আপনার যে ইনকাম হচ্ছিলো সেখান থেকে হচ্ছে সেই লোনের যে টাকাটা সেইটা মাসে, মাসে কেটে যেতো। তো সেইক্ষেত্রে নিশ্চয়ই এরকম একটা satisfaction ভেতরে ছিলো যে হয়তো আর কয়েক মাস বা আর কয়েক বছর তারপরেই হয়তো এইযে লোনের যে প্রেশারটা সেটা শেষ হয়ে যাবে এবং আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন। timeline কি আসলে সেট করেছিলেন কোনো যে আর কতদিন পরে আসলে এই সমস্যাটা থেকে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হুম। উম জী। হ্যাঁ, timeline এইযে বললাম যে ২ বছরের মত ছিলো। কারণ ২ বছর আসলে আমার ভীষণ কষ্ট হয়েছিলো। তো সেই ক্ষেত্রে দেখা গেলো কি আমি আবার করতাম করেছি কি মানে ন্যা ৩ থেকে ৪ মাস যাওয়ার পরে আম যখন দেখলাম যে আমি আসলে বেশ সমস্যার মধ্যে পড়ছি আসলে আমি কোনো ও মানে কুল-কিনারা পাচ্ছি না বা হচ্ছে হলো গিয়ে ম্যানেজ করতে পারছি না। তো আমার যে বেস্ট ফ্রেন্ড সে আমাকে মানে একটা solution দিলো যে, "তুমি একটু tuition করাও।" মানে থাকে না যে, "নিজের মত relax সময় তুমি আসলে tuition করালে যখন তোমার সময় হচ্ছে তখন তুমি যেয়ে পড়াও।" তো সেই ক্ষেত্রে দেখা গেলো কি আমি ২ টা টিউশন নিলাম এবং সেখান থেকে দেখা গেলো যে মানে ঐ ৩-৪ মাস পরে আমার একটা ভালো amount ও আসতো, হ্যাঁ? যেহেতু ৩-৪ মাস পরে আমি আসলে এই মানে আইডিয়াটা পেলাম এবং শুরু করলাম। তো তখন একটুখানি দেখা গেল যে না নিজের যে বিষয়টা একটুখানি সচ্ছল হলাম। তো ঐটা আসলে থাকে না যে আসলে একটা backup plan। ঐটা আসলে কখনো মানে স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না। মানে স আ মানে সাময়িক
আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা! হুম। হুম। আচ্ছা। ঐটা হচ্ছে ধারাবাহিকভাবে তখন যে আসলে চাপটা পরে চাপটাতে পড়েছিলেন সেইটা থেকে আসলে সাময়িক একটা মুক্তি দিচ্ছিলো।
হ্যাঁ, একটুখানি কমেছে, সাময়িকভাবে। দেখা গেলো যে মানে ৩ থেকে ৪ মাস পর আমা আমি আবার tuition টা ছেড়ে দিলাম। কারণ আমার উপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ছিলো। এক তো অফিসের কাজ। তার উপর আবার বাসার কিছু প্রেশার এবং আবার এইযে মানে tuition এর যে বিষয়টা মানে টাইম মত যাওয়া, টাইম মত আসা। তো সব মিলিয়ে আসলে হচ্ছিলো না এবং শারীরিকের একটা বিষয় থাকে না? শারীরিকভাবে সুস্থতারও একটা বিষয় থাকে। নিজেকে সময় দেওয়ার কিছু বিষয় থাকে। আসলে ঐ মুহূর্তে আমি অ্যা মানে একদম সময় পাচ্ছিলাম না। তো ঐটা আসলে বেশিদিন <scoffs> lasting করে নাই। তো পরবর্তীতে আসলে একটা tuition রেখেছিলাম। আর বাকিগুলো ছেড়ে দিয়েছিলাম। এবং
হুম। না আচ্ছা। হ্যাঁ তারপর তো দেখা যাচ্ছে আপনার পরিশ্রমটা বেড়ে গিয়েছিলো বা আপনার dedication টা আসলে বাড়ায় দিতে হচ্ছিলো যে আপনার যে প্রেশারটা আছে সেটা যাতে ধীরে, ধীরে কমে যায়। আ অ্যা অর্থনৈতিকভাবে এরকম চাপে পড়ে গেলে তখন তো সাধারণত পরিশ্রমটা একটু বাড়িয়ে দিতে হয়। আ কারণ হচ্ছে মানসিক পরিশ্রমটা বা মানসিকভাবে যে একটা চাপ সেটা বেড়ে যায়। তো সেইক্ষেত্রে যখন আপনি tuition টা শুরু করেছিলেন বা করছিলেন, আ সেইক্ষেত্রে কি একটু আশার সঞ্চার হয়েছিলো মনে যে, "না! আ অর্থনৈতিক কষ্টটা এবার হয়তো একটু দূর হবে বা অয় হয়তো একটু সাময়িক সময়ের জন্য রিল্যাক্স হয়েছে।" সেইক্ষেত্রে কি একটু ধরেন একটু মনটা ভালো লাগছিলো তখন?
হ্যাঁ, ঐটা অবশ্য অ্যা হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। সে এরক এরকমটা আসলে হয়েছিলো। কারণ আ মানে amount টা বেশ ভালোই ছিলো। যেহেতু সপ্তাহে আসলে ৪ দিন পড়াতে হতো। তো সেইক্ষেত্রে দেখা যেতো যে একেকটা টিউশনই আমার আসতো হচ্ছে হলো গিয়ে কি ৳৮ থেকে ৳৯,০০০ হুম? তো সেই ক্ষেত্রে আসলে ২ মানে আমি তখন তি ৩-৪ টা করাতাম। তো ৩-৪ টা ধরেন আ ১ ১/২ এ মানে ৩ ঘন্টার মতো সময় দেওয়া লাগতো। ২ টা, ২ টা করে নিতাম তো সপ্তাহে। তো একটু ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কোনোদিন দেখা যেতো একদিনই আসলে ৪ টা পড়ে গেছে তো হ্যাঁ, তো দেখা যে হ্যাঁ ঐদিন আসলে বেশি প্রেশার হয়ে যেতো। তখন দেখা যেতো যে অফিস থেকে বাসায় এসেই সাথে, সাথে বের হয়ে যেতাম বা অফিস থেকে আসলে পড়াতে চলে যেতাম। তো তখন আসলে একটু বেশি কষ্ট হয়ে যেতো। বাসায় আসতে, আসতে বেশ ১১ঃ০০ টা ১২ঃ০০ টা বেজে যেতো। আবার সেই সকালবেলা উঠে মানে যাওয়া লাগতো। তো অব একটু প্রেশার পড়ে গেছিলো। কিন্তু আ ঐযে আর্থিকভাবে যে একটু সচ্ছলতার মুখ দেখেছিলাম এবং হ্যাঁ ও আসলেও করার কি ছিলো না। কারণ
হুম। হুম। বাহ! হুম। <clears throat> আয়-হায়, হ্যাঁ। হুম, হুম। সবগুলা পরে যেতে হইতো, হ্যাঁ। ঐদিন একটু বেশি প্রেশার হয়ে যাইতো। হুম। হুম। হুম। হ্যাঁ, এটা তো আসলে পড়তেই হয়তো কারণ দেখা যাচ্ছে যে, অর আর্থিকভাবে কষ্টে পড়লেও অনেক সময় একটু বেশি পরিশ্রম কখনো কখনো, আসলে করা লাগতে পারে। সেটা খুব স্বাভাবিক কিন্তু হচ্ছে আপনি যখন আ দেখা যাচ্ছে যে, একটু অর্থনৈতিকভাবে চাপে পড়েছিলেন। আ সেইক্ষেত্রে কি ধরেন আপনার যে সম্পর্কগুলো যেমন পরিবারের সাথে সম্পর্ক বা অনেক সময় দেখা যায় যে extended ফ্যামিলি থাকে, অনেক সময় দেখা যায় আত্মীয়-স্বজন থাকে। তাদের আচার-আচরণগুলা বা বন্ধু-বান্ধব তাদের আচরণ আচ মানে আচার-আচরণগুলা কি একই রকম ছিলো নাকি কিছু কিছুটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছিলো? কারণ একটা কথা কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে যে, "টাকা দিয়ে বন্ধু চেনা যায়। অ্যা বা অ আর্থিক কষ্টে পড়লে আসলে বন্ধু, আত্মীয়-স্বজন এইগুলা চিনা যায়।" আপনার ক্ষেত্রে কি আসলে এই ধরনের কোনো কিছু আপনি বুঝতে পেরেছেন তখন?
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। উম না, আসলে আমি এই দিক থেকে বেশ লাকি এবং আমি যে জব করছিলাম। এটাও আমার আসলে বাবা পছন্দ করছিলেন। আর যেহেতু আমি আসলে এক জায়গায় invest করেছিলাম তাই আমি আসলে লোনটা নিয়েছিলাম। এটা সম্পূর্ণ আমার নিজের উদ্যোগেই ছিলো এবং প্রেশারটা আমি আমার নিজেরন নিজে, নিজেই নিয়েছি। তো সেই ক্ষেত্রে বাসায় তেমন একটা কোনো কিছু বলে নাই এবং আ বাবা নিজেই চাচ্ছিলেন যে আসলে সে আমার লোনের টাকাটা দিয়ে দিতে। তো আমি আসলে নিতে চাচ্ছিলাম না এবং মানে বাসায় যে টাকা দিতেও হবে, এরকমও কোনো কিছু ছিলো না। আমি ইচ্ছা করে আসলে দিতাম কারণ থাকে না? হ্যাঁ। মানে এতো পড়াশোনা করলাম এবং চাকরি করছি। এখন যদি বাসায় বা কারো জন্য কিছু যদি নাই করতে পারি, সারাজীবন বাবা-মা করে এসেছে, এখনো করছে। মানে আমি আসলে হয়তো দেখা যায় যে যেই ইনকামটা করছি সেটা বেশ স্বল্প, হ্যাঁ? কিন্তু তারপরেও থাকে না যে নিজের যেই ভালো লাগা, ভালোবাসা থেকে আসলে কিছু দিতাম বা হচ্ছে হলো গিয়ে একটু খরচ করার চেষ্টা করতাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবার বা পরিজন অথবা এইযে বন্ধু-বান্ধবদের কাছ থেকে আসলে কখনো আমি এরকম মানে থাকে না যে একটু আলাদা চোখে দেখা বা টাকা দিয়ে আমাকে judge করা, এরকম কখনোই হয় না। বরঞ্চ আমার বন্ধু-বান্ধব আসলে আমাকে বেশ সাপোর্ট করেছে ঐ সময়। ওরা আসলে আ চাইতো যে আমাকে টাকা দিতে। তো আমি আসলে ওদের কাছ থেকে কখনো টাকা নেইও নাই এবং বরঞ্চ থাকে না যে আসলে আম আগে খরচ করতাম একটা সময়। তো দেখা গেলো যে যখন আসলে খরচ করতে পারছি না তখন আসলে sharing এর বিষয়টাতে চলে গেলাম যে, "আমি আমার বিষয়টা আমারটুকু খরচ করবো। তোমরা তোমাদের টুকু খরচ করো।" তবে মাঝে মাঝে ওরা আসলে আমাকে হ্যাঁ, সাপোর্ট করত যে, "না! তোর টাকাটা আমরা দিয়ে দিচ্ছি।"
হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আপনি স্ব-উদ্যোগে বা হচ্ছে নিজে ভালো ফিল করার জন্য সেটা আসলে করছিলেন। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। বাহ! হুম। আচ্ছা। যার, যারমে his his whose whose যেটা সেটা আরকি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা বাহ! এটাও চমৎকার যে আপনি যেটা বললেন। আ মানে আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ডভাবে মানসিক দৃঢ়চেতা একজন মানুষ। আ যে আসলে দেখা যাচ্ছে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য বা হচ্ছে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলোতে অটল থাকার জন্য অ আপনি হচ্ছে অর্থনৈতিক একটা রিস্ক নিয়েছেন এবং আ সেটা থেকে কাট সেটা কাটিয়ে ওঠার জন্য ও বিভিন্ন ধরনের আ পরিশ্রমও করেছেন। যেমন tuition এর কথাটা বললেন বা খরচ কমানোর কথাটা বললেন। আ তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে জানতে ইচ্ছে করছে আপনি যে investment টা করছিলেন পরবর্তীতে সেটা থেকে কি আসলে খুব ভালো একটা outcome আ এসেছিলো কিনা? বা আপনার সেই পরিশ্রমটা আসলে অ্যা মানে সফল হয়েছিলো কিনা?
উম-জী। উম-জী। হুম। হ্যাঁ, আসলে আমি যেহেতু হুম হুম, আমি যেহেতু ম মানে পরপর ৪ টা টিউশনি করতাম তখন, আ মানে জবের পাশাপাশি। তো আমি যেহেতু বললাম পা একেকটা টিউশনি থেকে আমার হচ্ছে হলো গিয়ে ৳৮ থেকে ৯,০০০ র মতো করে আমি পেতাম, হ্যাঁ? যেহেতু ইংলিশ মিডিয়াম ছিলো। জাস্ট ২ টা সাবজেক্ট পড়ানো হতো লাগতো। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে যখন আসলে মানে amount টা অনেক বেশি বাড়লো। আর আমি তো ৩ ৪ মাসের মতো পড়িয়েছিলাম মানে ৪ টা একসাথে। তো যখন দেখলাম যে আসলে শরীরের সাথে কুলাচ্ছি না। তো আমে আমি যখন আসলে বাসায়ও খরচ করছি এবং নিজের খরচ করছি। তো যেহেতু একটু সমস্যার মধ্যে থাকলে দেখবেন যে মানুষ এমনিতে একটু মানে মিতব্যয়ী হয়ে যায় এবং বুঝে শুনে কট টাকা খরচ করার যে বিষয়টা সেটা কিন্তু চলে আসে। তো আমার মধ্যেও ওরকম চলে আসলো যে আসলে একদম মিতব্যয়ী হয়ে গেছি। মানে যতটুকু আসলে খরচ করলেই না, অতটুকু করেছি বাকিটাকে আসলে আমি সঞ্চয় রেখেছি, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে দেখা গেলো কি ৫০,০০০ থেক ৳৫০ থেকে ৳৬০,০০০ ত মানে আমার কাছে অ্যা রয়ে গেলো, হ্যাঁ? তো হ্যাঁ savings হয়ে গেলো। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আসলে তো আমি দু দু মানে বাকি ৩ টা বা দু মানে ৩ টা প্রথমে আসলে ২ টা ছেড়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে হলো গিয়ে ২ টা রেখেছি। তো ঐগুলো আসলে ৬ মাসের মতো করার পরে লাস্টে আমি একটা করে টিউশনি করিয়েছি। তো ঐখান থেকেও দেখা গেলো যে আমার ১২ হাজার টাকার মতো চলে আসতো। তো ম সব মিলিয়ে আসলে একটুখানি আর্থিক সচ্ছলতা যখনই আসলো তখন দেখা যা গেলো যে আসলে আমি একটু এই বিষয় থেকে মানে নিজেকে আসলে, থাকে না? যে একটু শান্তি পেয়েছি বা নিজেকে একটু শান্তি দিয়েছি।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। রাইট। হুম, হুম। হুম। রাইট। উম, হুম। হুম। বাহ! সে savings হয়ে গেলো তখন, হ্যাঁ। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, রাইট। রাইট, রাইট। বাহ! খুব চমৎকারভাবে বললেন আসলে আপনি যে আসলে একটা আ investment এর জন্য আপনি অর্থনৈতিক একটা রিস্ক নেন এবং সেই রিস্কটাকে আসলে কাটানোর জন্য আপনি মানে প্রচন্ড পরিশ্রম করেছেন দীর্ঘ সময় ধরে অনেক মানসিক চাপও সহ্য করেছেন। কিন্তু সবচেয়ে অ্যা আশার কথা যেটা খুব চমৎকারভাবে সেটা ট্যাকেল করেছেন এবং সেইক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আপনি আপোস করেন নাই। যেমন ফ্যামিলিতে হয়তো আপনি একটা contribute করার চেষ্টা করছ করতেন। সেটাও একদম কমান নাই এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সবকিছু আপনার খুব দারুণ এবং চমৎকারভাবে শেষ হয়। তো খুবই ভালো লাগলো আসলে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পেরে। অনেক ভালো থাকবেন আপনি।
একদম। একদম। আপনার সাথেও গল্প করে কিন্তু বেশ দারুণ লাগলো এবং আসলে আর্থিক কষ্টে থাকলে আসলে মানসিকভাবে ভেঙে পড়াটা কিন্তু অ্যা মানে একদম বোকামি হবে। মানে ঐ সময়টা যদি আপনি স্ট্রং থাকেন তাহলে আসলে সামনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার মানে যেই পথগুলো আছে ওগুলো আসলে খুলে যাবে। তো ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।